হাই।
উম হ্যালো, কেমন আছেন?
জি, আমি বেশ ভালো আছি। আজকের দিনটা ভালই কাটল। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি আর আজকে আমার দিনটাও খুব ভালোই কেটেছে। তো আপনি কি করছিলেন?
আ আচ্ছা। আমি আসলে, এই ফোন ঘাটাঘাটি করছিলাম আর YouTube এ নতু্‌ন, নতুন রেসিপি দেখছিলাম। আমার আসলে খুব ইন্টারেস্টিং লাগে। আ YouTube এ বা কোন জায়গায় Facebook এ মানে নতুন, নতুন রেসিপি পাইলে আমি দেখি। মাঝে, মাঝে ছুটির দিনে ট্রাই ও করি। এটা আমার একটা বেশ অ্যা মানে ভালো লাগার বিষয়।
উম যাক শুনে বেশি অনেক ভালো লাগলো। আসলে রান্নার যে বিষয়টা এটা আসলেই নতুন, নতুন কিছু রান্না করা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষেরই মানে শখ থাকেও বলা চলে। কারণ আসলে রান্নার আমরা বেঁচে থাকি কিন্তু খাওয়ার জন্য। <chuckles> মানে এক কথায় কারণ খাবার ছাড়া কিন্তু বাঁচতে পারবো না। তো ওই খাবারটা যদি পছন্দের হয় বা একটু ভিন্ন, ভিন্ন টেস্টের হয় তাহলে কিন্তু আমাদের রুচির কিছুটা পরিবর্তন হবে। তো আমরা খাবার খেয়ে এত আত্মতৃপ্তি পাবো। তো সেক্ষেত্রে আমি মনে করি রান্নায় কিছুটা ভিন্নতা আনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কী মনে করেন?
জি। হ্যাঁ, হ্যাঁ, একদমই। হুম, হুম, হুম। জি, জি। আমারও একদমই তাই মনে হয় আ যে মানে আমরা তো খাওয়াটা আমাদের খুব মুখ্য একটা বিষয়। মোটামুটি কাজ করি খাওয়ার জন্য। তারপরে বাকি সব চিন্তা। তো সেটা জ সেই সময়টা খাওয়ার সময়টা যদি একটু ভালো করার ট্রাই করা হয় খাবারের টেস্ট যদি ভালো হয়। তো সেইটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। তো আমি এরকম নতুন, নতুন রেসিপি ট্রাই করি। মাঝে, মাঝে ভুলভালও করি। মেক্সিমাম টাইমে আসলে ভালো হয় আসলে। নতুন রেসিপি জি।
হুম। হ্যাঁ। হ্যাঁ, একদম। হ্যাঁ। হ্যাঁ, একদম। হুম, আচ্ছা আমি আপনার কাছে জানতে পারি যে, আপনি কোন নতুন রেসিপি রান্না ১ম বার চেষ্টা করেছিলেন, কেমন হয়েছিল? যদি বলতেন।
আসলে আমি এত আ রেসিপি ট্রাই করেছি এবং অনেক আগে থেকে ট্রাই করি। মানে প্রায় আ ক্লাস 10 বা ইন্টার থেকেই ট্রাই করেছি। তো আমার আসলে মনে করাটা ভীষণ টাফ। তো আমার যতদূর মনে পড়ছে যেইটা, যেই রেসিপি টা ট্রাই করা নিয়ে হইচই হয়েছিল আরকি। সবার খুব পছন্দ হয়েছিল। আ ঐটা হচ্ছে আমি বাসায় কালাভুনা ট্রাই করেছিলাম।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
সেটা আসলে খুব আ ভালো হয়েছিল। আর এত পরিমাণে টাইম, টাইম কনজিউমিং এই রেসিপি টা, এতগুলো স্টেপ আর এত টাইম লাগে তো কিন্তু টেস্টে খুব, খুব ভালো হয়।
হুম। হ্যাঁ। হ্যাঁ। যাক শুনে অনেক বেশি ভাল লাগল। তাহলে কালাভুনা খেয়েছেন তার মানে এটা কমবেশি সবারই খুব পছন্দের খাবার। আপনার পরিবারের সবাই মনে অনেক মজা মজা করে খেয়েছে যা বোঝা যাচ্ছে আরকি।
জি। হু, হু, হু। <smacks lips> একদম।
জি। আর যদি আমার কথা বলি আমিও নতুন রেসিপি, মানে একবার রান্না করেছিলাম প্রথমবার যে রেসিপি রান্নার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে উ বারবিকিউ করার, চিকেন বারবিকিউ করার চেষ্টা করেছিলাম। আ মোটামুটি ভালোই হয়েছিল। মানে বন্ধুরা মিলে আমরা সবাই ছাদের উপরে এ কয়লা দিয়ে তারপর উপরে স্টিল রিস, স্টিলের ইয়া দিয়ে তো আমরা চেষ্টা করেছিলাম যে চিকেন বারবিকিউ করার জন্য। তুই মোটামুটি আমরা যখন যখন আমি যখন ওই বারবিকিউটা করি, তো সবাই খাওয়ার পর, বন্ধুরা খাওয়ার পর আমার অনেক বেশি প্রশংসা করেছিল যে না আসলে খুবই ভালো হয়েছে। মানে ওরা মানে এতটা প্রশংসা করেছে ওরা বলছিলো যে "তুই তো অনেকটা প্রফেশনাল ভাবে মানে বারবিকিউ করেছিস।" তো জিনিসটা আসলে অনেক, অনেক ভালো লাগে যখন কিছু একটা রান্না করি সবাই যখন রান্নার প্রশংসা করে তখন কিন্তু এটা খুবই আনন্দের হয়।
আচ্ছা। উহু। হুম। জি। হুম। আচ্ছা, আচ্ছা! হুম, হুম। আসলে ওই যে নতুন রেসিপি বা নতুন কোন কিছু ট্রাই করে, যখন খুব প্রশংসা পাওয়া যায়, সবাই খুব তৃপ্তি নিয়ে খায়, ওইটা টেস্ট করে ওইটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। আর তখন অনেকটাই আসলে যে যদি কেউ এরকম থাকে যে রান্নায় তার ইন্টারেস্ট নেই, সে হয়তো ১ম বারের মত একটু করে দেখছে। তখন কিন্তু তার আসলে অনেকটা ইন্টারেস্ট বেড়ে যায়। যে রান্না করার জন্য যে আরো নতুন কিছু ট্রাই করবে এরকম।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম। হুম। হ্যাঁ। হ্যাঁ একদম, হুম। হুম। একদম ঠিক বলেছেন। আসুন যখন কেউ রান্না করতে চায় না তো মানে ও একটা হীনমন্যতায় ভুগে যে, আমি কখনো রান্না করি নাই বা রান্না করতে পারবো না। তখন কিন্তু সে, যদি ১ম বার রান্না করে, তাও তখন ওর একটা অটোমেটিক একটা সাহস চলে আসে। আর যদি রান্নাটা যদি সবাই প্রশংসা করে আর যদি রান্নাটা সত্যিই ভালো হয়। তাহলে ওর, ওর ভিতর একটা নিজের রান্নার প্রতি একটা আত্মবিশ্বাস জেগে ওঠে। তো, যার কারণে সে যেকোনো সময় আসলে রান্না করার ক্ষেত্রে কোনো ভয় পাবে না। সাহসের সাথে সে যেকোনো সময় রান্না করতে পারে। তো, সেক্ষেত্রে আমি মনে করি রান্না, রান্নায় নতুন কিছু করলে নিজের আত্মবিশ্বাস বাড়ে। আপনি কি মনে করেন?
হু, হু। জি, জি। হুম, হুম, হুম। জি, জি, জি। হু, হু, হু। একদমই তাই। আমারও তাই মনে হয় যে, রান্নায় নতুন কিছু ট্রাই করলে এবং মানুষ যদি সেটার বাড়ি বিশেষ করে বাড়ির মানু বাড়ির মানুষ যদি, বন্ধুবান্ধব যদি প্রশংসা করে সেটাতে অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে যায়। দেখা যায় যে য তার হয়তো রান্নাটা শখ ছিল না। কিন্তু মানুষের প্রশংসা, আত্মবিশ্বাস এতটাই বাড়িয়ে দিয়েছে একসময় নতুন, নতুন রান্না ট্রাই করা, রান্না করে খাওয়ানো এগুলো শখের আ ব্যাপার হয়ে দাঁড়ায় একসময়।
হুম। হুম। হুম। হ্যাঁ, একদম, একদম ঠিক বলেছেন। আসলে রান্নার বিষয়টা যদি আমরা শখ হিসেবে নেই সেক্ষেত্রে কিন্তু আমরা খুব আনন্দের সাথে আমরা এই রান্নাটা করতে পারবো এবং রান্নার পর সবাই মিলে খুব মজা করে খেতে পারবো। আর যদি আমরা রান্নাটাকে একটা কষ্ট হিসেবে নেই, নেই যে না রান্না করাটা কষ্ট যে কোটাকুটি এই সে করা খুবই কষ্ট। তাহলে কিন্তু আসলে ওই রান্নাটাও মজা হবে না। প্লাস হচ্ছে আমিও নিজে একটা কাজ করে আমি রান্না করে ওই আত্মতৃপ্তিটা পাবো না। যেটা যদি মানে যেটা না আমি যদি আনন্দের সাথে না করি আরকি।
হুম, হুম। জি, জি, জি। হুম, হুম, হুম। হুম, হুম। একদমই তাই। আসলে আমার কাছে মনে হয় যে, আ রান্নার ক্ষেত্রে শুধুমাত্র রান্না করা আ খুব ভালোভাবে, এটা থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যা রান্না করার পরের ব্যাপারটা যে রান্না করে আমি কাদের সাথে খাচ্ছি, কতটা মজা করে খাচ্ছি। মানে মানুষজন কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছে, প্রশংসা করছে কিনা। এই ব্যাপারগুলো আসলে খুব আ ইম্পোর্টেন্ট।
হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলে অ্যা আসলে এই খাবারের যে বিষয়টা অ্যা যদি কোনোটি নতুন কোনো কিছু আমরা রান্না করি সেক্ষেত্রে যদি একা খাই স সেটা তেমন মজা লাগে না। মানে ততটা আত্মতৃপ্তি আসে না। সেটা যদি আমি কোনো বন্ধুদের সাথে বা আমি পরিবারের সদস্যদের সাথে সবাই মিলে একসাথে বসে যদি খাই ওইটার মধ্যে যেটা আনন্দ পাবো যেটা আত্মতৃপ্তি পাবো সেটা কিন্তু একা খেলে আমরা পাবো না, তাই না?
তো উম। হুম, হুম। জি। হুম, হুম, হুম। জি, আপনি একদমই ঠিক বলেছেন। আবার অনেক সময় দেখা যায় যে আমরা আ মাঝে, মাঝে রান্নায় নতুন কোনো উপকরণ বা ফ্লেবারও তৈরি করে থাকি। এরকম আ নতুন উপকরণ বা নতুন কোনো ফ্লেভার অ্যাড করার কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? সেখান থেকে কিছু শিখেছেন?
হু। এ হ্যাঁ, আসলে ওই রকম অভিজ্ঞতা আছে বলতে, একবার আম মানে আম আমার বাসায় কাঁচা আমের জুসটা সবাই খুব পছন্দ করে। তো একবার কাঁচা আমের জুস করবো তো চিন্তা করলাম যে সবসময় তো কাঁচা আমের জুস করি আজকে কাঁচা আমের সাথে অন্য কিছু মিশাবো। মানে অন্য ডিফারেন্ট কোনো একটা ফ্লেভার আনার জন্য মানে অন্য কিছু মিশাবো। তো আমি কি করি মানে কাঁচা আমের সাথে পেয়ারা প্লাস হচ্ছে আমড়া এই ২ টা জিনিস ব্লেন্ড করে দিই। সাথে কিছু পুদিনা পাতা দিই, কিছু চিনি দিই, তো এ লবণ দেই, এ এটার সাথে মিক্স করে ফেলি। তো যখন মিক্স করার পর যখন আমি খাই তখন আমার কাছে আসলে মানে অনেকটাই ভিন্ন রকম একটি অভিজ্ঞতা <chuckles> হয় আরকি যে না টেস্টটা খুব ভিন্ন মনে হয়। আ মানে সাধারণত আমের যেই আমের, কাঁচা আমের যে জুস এটার মতো না। তো তারপর আমি আমি যে ভিন্ন কিছু অ্যাড করেছি, এটার সাথে পেয়ারা, আমড়া অ্যাড করেছি সেটা আর আমি বাসার মানুষকে বলিনি, তো না বলেই আমি বাসার সবাইকে গ্লাসে সার্ভ করি, সবাই খায়, খাওয়ার পর সবাই বলে যে, "না আসলে খুব মজা হয়েছে কিন্তু এটা আমের মতো লাগছে না অন্য অন্য কোন অন্য কোনো ফলের জুস লাগছে।" তো উনারা মানে ওনারা বুঝতেই পারে নাই যে আ মানে এটার সাথে আমি কি অ্যাড করেছি। তো আমি ওনাদেরকে ক্লু দিয়েছি বলো যে, "আসলে আমি কি অ্যাড করতে পারি তোমরা বলো তো।" উনারা কেউই বলতে পারে না। কিন্তু সবাই খেয়ে খুব মজা পেয়েছে। তো এই অভিজ্ঞতাটা আমার এখনো বেশি মনে পড়ে আরকি। আপনার কি কোনো মানে এমন কোনো অভিজ্ঞতা হে ম হয়েছে যে নতুন কোনো ফ্লেভার অ্যাড করেছেন, যেটা খাওয়ার পর সবাই মজা পেয়েছে?
আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। উ হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু হ্যাঁ। হু, হু। আচ্ছা। <chuckles> আচ্ছা। উ হু। আ হ্যাঁ। আসলে আপনার কথা শুনেই আমার এই মরে এ মনে পড়ে গেল এই আ রিসেন্টলি খুব রিসেন্ট আমি আসলে আমাদের বাসায় আমড়া আনলেই আমড়া আ মেখে খাওয়া হয় আমড়া মাখানো। এই লবণ ঝাল দিয়ে একটু সরিষা বাটা থাকলে সেটা দিয়ে। এরকম আ ইউজুয়ালি এইভাবেই সবসময় খাওয়া হয়। তা আমি আসলে কখনো, আ অন্যরা হয়তো খেয়ে থাকবে কিন্তু আমি আসলে কখনো ঐটার সাথে তেঁতুল এড করে কখনো খাইনি। তারপরে আবার আমি আ আমি একজনের কাছে দেখেছিলাম যে ইউজুয়ালি তো আমরা লেবুর পাতা দিয়ে কোনো কিছু মাখিয়ে খাই। কোনো আ মাখানোর ভেতরে। কিন্তু যদি লেব লেবুর পাতাটা সহ খাওয়া যায়, একটু করে লেবুর পাতা নিয়ে আ মানে প্রত্যেকটা বাইটে আরকি একটু একটু যদি লেবুর পাতা থাকে সেটা সেটার সাথে। তো আমি তেঁতুল আর হচ্ছে লেবুর পাতা দিয়ে ওইভাবে খেয়েছিলাম। তেঁতুল দিয়ে মাখিয়ে। আর প্রত্যেকটা বাইতে একটু, একটু লেবুর পাতা। মানে ওইটা অসাধারণ ছিলো। ওইটা একদমই অন্য একটা ফ্লেভার মনে হচ্ছিলো। আর খুবই মজা ছিলো।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুঁ। হু। হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম, যাক শুনে অনেক ভালো লাগলো। আসলে আপনি খাবারের প্রতি খুবই শৌখিন। আমি যতটুকু বুঝতে পারলাম আপনার সাথে কথা বলে। কারণ আপনি প্রতিনিয়ত আ মানে নতুন, নতুন ফ্লেভার বিশেষ করে যে আপনি একটু আগে বললেন যে লেবুপাতা অল্প, অল্প প্রতিটা বাইটের সাথে অল্প, অল্প করে লেবুপাতা খান সেক্ষেত্রে ডিফারেন্টের টেস্ট পান। তো বুঝাই যায় যে, আপনি খাবারের প্রতি অনেকটাই শৌখিন। তো রান্নার প্রতিও আপনি অনেক শৌখিন বোঝা যাচ্ছে।
উ জ্বি। হু, হু। জ্বি। <chuckles> জ্বি, আ অনেকটাই। আসলে আমি শৌখিন বলতে কি আমার নতুন জিনিস ট্রাই করতে ভা ভালো লাগে। যেরকম একটা মজার ঘটনা আ মনে পড়ে গেলো। আমরা যে কাঁঠালের সময় যখন আরকি আ মানে কাঁঠালের যে মাঝখানের যে অংশটা থাকে, লম্বা একটা ইয়ে মত কী বলে ওটাকে জানি না। হ্যাঁ, ওই যে তো ওই অংশটা আ খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে ওটা সহজে কাটা যায়। শক্ত না। পাকা কাঁঠালেরটা তো শক্ত না। আ তো ওরকম আ স্লাইস করে কেটে ঠিক মাংস যেভাবে মেরিনেট করে রাখে আমি ওভাবেই মেরিনেট করে রেখেছিলাম। আর হচ্ছে মাংস যেভাবে ফ্রাই, এটা আমি YouTube এ দেখেছিলাম। আর <clears throat> মাংস যেভাবে তেলে ফ্রাই করে ওভাবে ফ্রাই করে। পরে হচ্ছে বাসার কাউকে বলিনি। আমি আর আমার কাজিন মিলে এটা করেছিলাম। পরে বাসার সবাইকে খেতে দিয়েছি। সবাই বলেছে যে, "এটা মাংস না, কিন্তু হালকা, হালকা মাংসের মতো লাগছে কিন্তু কি তা জানিনা।"
হু। হ্যাঁ। হ্যাঁ। উ আঠালো অংশটা। হ্যাঁ। হুম। হুম। হুম। হ্যাঁ, একদম। হুম। হুম। হু। হু। হুম।
কেউই বুঝতে পারেনি এবং টেস্টে খুব ভালো হয়।
হুম, যাক শুনে অনেক ভালো লাগলো। হ্যা, অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আসলেই সত্যি খুবই ভিন্ন রকম অভিজ্ঞতা আমি এমনটা কখনো শুনিনি। তো আপনার সাথেও যেহেতু এমনটা করেছেন, তার মানে সত্যি খুবই ভিন্ন রকম একটু অভিজ্ঞতা হয়েছে। আমার আসলে রান্নার সময় মানে নতুন কিছু করার চেষ্টা করেছিলাম। এটার সাথে খুব মজার কিছু হয়েছে। অ্যা সেটা হচ্ছে যে আমি একবার ওই নুডলস করতে গিয়েছিলাম, মানে নুডলস সচরাচর করি না বাট একদিন খুব ইচ্ছা করছিল যে মানে আম্মুর শরীরটা ভালো ছিল না। তো আম্মু বলছিল বিকালের নাস্তা কী করবি? তো আমি বললাম যে আচ্ছা আমি, নুডলস বানিয়ে নেই। তো নুডলস যখন বানাতে যাই তখন আসলে আমি ওই বুঝতে পারিনি, মানে ওই নুডলসে আমি চিনি অই লবণের জায়গায় আমি ওই টেস্টিং সল্ট মানে টেস্টিং সল্ট কী টাইপের জানি একটি মসলা। মানে আমি ওই লবণ মনে করে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তো মানে ওই উল্টা-পাল্টা মসলা দিয়েছি তো মানে আমি বুঝতেও পারিনি। মানে কী, কী জানি মসলা আম্মুর, তো উল্টা-পাল্টা মশলা দিয়েছি। তো ঐটা দেওয়ার পর নুডলস বানানোর পর আমি খাইনি, না খেয়ে আব্বু-আম্মুকে দিয়েছি। তো আব্বু-আম্মু তো খাওয়ার পর হাসতে, হাসতে শেষ। মানে উনারা খেতেই পারে নাই। মানে, মানে রান্নাটা এতটা বাজে হয়েছিল। তো এরকম একটি, মানে দুর্ঘটনাও বলা চলে এটাকে।
তো, এটা একটা অন্যরকম একটা আ ইয়ে ছিল। <chuckles> <chuckles> উ হুম, হু। আচ্ছা। উ হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। <laughs> আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> আমার একটা ঘটনা মনে পড়ে গেল যে আমি খুব আ নুডলস রান্না করি। আ এবং আমি আমারটাই আমার খুব ভালো লাগে। আমি ঝাল-ঝাল করে রান্না করি। আবার যে ম্যাকারোনি থাকে ওটাও আমি নুডলস এর মত করেই রান্না করি। তো আমি একবার এটা একদম ১ম ১ম দিকে, যখন ১ম ১ম নুডলস রান্না করছি, তখনও খুব ঝাল-ঝালই খাই।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
তো আমার ছোট ভাইয়ের হচ্ছে আ টিচার এসছে বাসায় পড়ানোর জন্য। আ তো তাকে প্রতিদিন নাস্তা দেওয়া হয়। আ আমিই নাস্তা দেই। তো ঐদিন হচ্ছে ওই ম্যাকারোনি নুডলসের মতো করে দিবো। আমি আসলে বুঝি নাই এতটা ঝাল হয়েছে। অথবা মানে ঝালও খুব বেশি হয়েছিলো আর উনি হয়তো ঝাল একদমই খান না। পরে উনি খেয়েছেন বেশ কিছুদূর খেয়ে আ পরে আমার ছোট ভাই এসে শেয়ার করতেছে আমার সাথে যে মানে উনার চোখ একদম ছল-ছল করছে। পরে উনি কিছুক্ষণ পরে বললো যে আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুম থেকে এসে আমার ভাইকে বলছে যে আজকে আর বেশি পড়াবো না। আজকে আমি এখন চলে যাচ্ছি। মানে উনার আসলে বোধহয় খুবই ঝাল লেগেছিলো। তো এরকম আরকি, এরকম একটা ব্যাপার হয়েছি হয়েছিলো।
হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম হ্যাঁ, যাক মানে বুঝতে পেরেছি যে মানে উনি স ঝালটা সহ্য করতে পারে নাই। যার কারণে উনার পড়ানোর মতো আসলে ঐরকম মন-মানসিকতাও আর নেই। এ খুবই এটা এক প্রকার দূরঘ দুর্ঘটনাও বলা ছিলো উনার জন্য আরকি। তাই না? যাই হোক আসলে রান্নার মাধ্যমে না আসলে আমরা ন নতুন, নতুন কিছু শিখতে পারি। প্লাস হচ্ছে নতুন, নতুন অভিজ্ঞতা হয়। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আসলে আমাদের সমাজে একটা কথা আছে যে রান্না তো মেয়েরা করবে ছেলেরা করবে না। তো আমি এই কথার সাথে কোনোভাবেই একমত না। আসলে রান্না বিষয়টা আসলে মানে প্রত্যেকটা মানুষেরই মানে শিখে রাখা উচিত করা উচিত বিশেষ করে এম বিশেষ আমি যদি বাহিরের দেশের বাচ্চাদের কথা বলি তাদেরকে ছোট থেকেই রান্না করাটা শিখানো হয়। ছেলে হোক, মেয়ে হোক ছোট থেকেই রান্না করাটা শিখানো হয়। যেটা আসলে আমাদের দেশে করা হয় না। তো আমি মনে করি প্রত্যেকটা মানে মানে ছেলে-মেয়েকে ছোটবেলা থেকে আসলে রান্নার টুক-টাক বেসিক প্রশিক্ষণটুকু দেওয়া উচিত। তাহলে তারা তস্ন আ রান্নার প্রতি একটা আগ্রহ থাকবে তাহলে আর তারা অন্য কারোর প্রতি নির্ভর থাকবে না রান্নার ক্ষেত্রে আরকি।
<coughs> হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হুম, হুম। হুম। জ্বি। হুম, হুম, হুম। জ্বি। হুম, হুম, হুম, হুম। এটা আসলে খুব সু সুন্দর বললেন যে রান্নার আ রান্না একটা আর্ট। এটার ক্ষেত্রে আসলে ছেলে-মেয়ে এটার কোনো ব্যাপার নাই। আমাদের দেশের কালচার অনুযায়ী অনেক সময় এরকম আলাদা করে দেওয়া হয়। অথচ মানে মানে পর্যবেক্ষণ করলে কিন্তু দেখা যাবে যে দেশ মানে পৃথিবীর বিখ্যাত, বিখ্যাত সেফ সবই ছেলে। মেয়েদের তুলনায় ছেলেই বেশি। এ তো হ্যাঁ, এটা আসলে মানে চেঞ্জ হওয়া দরকার। তো খুব ভালো লাগলো আসলে রান্নার এই ব্যাপার-ট্যাপার নিয়ে আমার পছন্দের টপিক। এটা নিয়ে কথা বলতে পারি আপনার সাথে। আপনিও অনেক কিছু শেয়ার করলেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবারো কথা হবে।
হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হুম। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।
জ্বি, শুভরাত্রি।
শুভরাত্রি।